আম এটা তো আপনার পার্সোনাল
আপনার কি কখনও এমন হয়?
আ এরকম হয়। আ Surprise আমিও করে রাখি। আমার sometimes মনে হয় যে আমি sometimes আমি মনে হয় যে, আচ্ছা, আমি ঠিক মতন আম মানে একটা কষ্টের জিনিস যাচ্ছে কিনা? ঠিক মতন আমি আ মানে খারাপ লাগতেছেনা অথবা, অন অন্যজনের তুলনায়। ওরা অন্যরা যেমন ভেঙে পড়তেছে, খারাপ লাগতেছে। আমার তেমন ইলাক আমার আমি তেমন ওর ওই লেভেলের ভেঙে পড়তেছি না। হ্যাঁ, কষ্ট লাগতেছে। মনের মধ্যে আসতেছে যে, "হ্যাঁ, অনেক কষ্টে, দুঃখের সময় যাচ্ছে।" কিন্তু তখন মনে হয় যে "আচ্ছা, আমার মধ্যে কি আমাকে আরো একটু sad feel করা উচিত বা আরেকটু আম হু চোখ দিয়ে পানি আসা উচিত বা নাকি আমি different এরকম।" এরকম ক একসময় একটু মনে হয় আরকি। তখন আরকি reverse যে এইটা কি একটু আ কম ভেঙে পড়লাম নাকি? <chuckles> তো তখন এ sometimes একটু মাথায় আসে।
আচ্ছা। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। <chuckles> না, আমার মাঝে, মাঝে নিজের প্রতি doubt হয়। যখন এই জিনিসগুলো হয়। যে আমি নিজেকে দমিয়ে রাখছি। তো তখন মনে হয় যে, "আচ্ছা, আমি যেই মানুষটাকে এত ভালোবাসতাম। সে হোক আমার চাচা, মামা, খালা, ফুফু যেই হোক। যে আমি যে তাকে এতটা পছন্দ করতাম, সে মারা গেল। আমি কিছু ফিল করছি না কেন? আমার কোন কষ্ট লাগছে না। আমি কেন process করতে পারছি না? আমি কি তাহলে তাকে ভালোবাসতামই না? বা তাকে কি আমার পছন্দ ছিল না?" <chuckles>
হুম, হুম। হুম। হুম, হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেটাই, সেটাই। আবার একটু মাথায় আসে। সেটাই। আবার এরকম আমার মনে হয় কয়েক সময় যে হ ওই moment এ হয়তো hit করে না আরকি। যে যেরকম একটা জি জিনিস ঘটে গেল। কিন্তু হয়তো মনে হয় ১ দিন বা, ১ সপ্তাহ বা, ১ মাস পর তখন হঠাৎ করে আমার মনে হয় hit করা শুরু করে যায়। না, আয় হায়! এটা তো আ কষ্টেই গেল।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমার কিন্তু এই জিনিসটা হয় যে কিছুদিন পরে হঠাৎ করে hit করে। তখন আবার আমি নিজে জিনিসটা ফেস করতে চাই না। যে আমি এখন এটা ফেস করবো, হঠাৎ করে কান্নাকাটি করবো। মানুষ কি বলবে? যে এতদিন পরে আসছে।
হুম, হুম। হুম, হুম, হুম, হুম, হুম।

হুম, বুঝতে পারছি। এটা তো পার্সোনাল এক্সাম্পল গেলো। আপনার কি অন্য আম থার্ড হ্যান্ড এক্সপেরিয়েন্স আছে বা সেকেন্ড হ্যান্ড এক্সপেরিয়েন্স আছে যে, অন্যজন কেমনে হ্যান্ডেল করছে বা এটা কি? কি
আচ্ছা, আমার যে কাছের বন্ধু যে আছে, সে জিনিসটা কিভাবে হ্যান্ডেল করে জানেন? এটা অবশ্যই আমি নিজেও একটু প্র্যাকটিস করছি যে
হু, হু। হুম। হুম, হুম।
প্রথম কিছুদিন হয়তো ১ সপ্তাহ ২ সপ্তাহ, সে নিজেকে একটু আইসোলেটেড করে ফেলে। এরপর সে হচ্ছে, জিনিসটা নিয়ে পরিবারের সাথে, কাছের বন্ধুদের সাথে, একটু কথাবার্তা বলে। তার যদি কান্না নাও পায়, সে জোর করে হয়তো কোনো গান শুনে হোক, কোনো মুভি দেখে হোক, কোনো বই দেখে হোক বা যেভাবেই হোক নিজেকে একটু কান্না করায়। তো তার কথা মতো যে, ১ বার একটু কান্না করলে, তখন অনেক হালকা হয়ে যায়, জিনিসটা প্রসেস করতে অনেক সুবিধা হয়।
হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম। হুম, এটাও, এটাও শুনে আসছি অনেক। হুম, যে একটু কান্না করা লাগে।
<chuckles> কিন্তু আমার কাছে যে আমি যে কান্না করব, মানুষ দেখবে আমি কান্না করছি, <laughs> এই জিনিসটা কিন্তু আমার পছন্দ না। যে মানুষ ভাববে আমি ওইক, আমি কথায়, কথায় কান্না করি দি, একটু তে কান্না করে দিচ্ছি। মানুষ কি ভাববে? তো তখন এই যে, এই জিনিসগুলো হয়, তারপর সে বলে যে, "এরপরে হচ্ছে, জিনিসটা তার একটু সহজ হয়ে যায়।" এরপর হয়তো আস্তে, আস্তে, আস্তে, আস্তে সে অনেক সহজ হয়ে যায়। জিনিসটা সে প্রসেস ও করে ফেলে, তার কষ্টটাও কম লাগতে থাকে।
<laughs> হুম, হুম। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। জ্বি, আমরা এটাও খেয়াল করছি যে, আমাদের স্পেশালই আমাদের সোসাইটি তে যে, মাথায় জাস্ট ঘুরতে থাকে যে, অন্যজন কী ভাববে বা অন্য মানুষ কী মনে করবে?
হ্যাঁ, হ্যাঁ। দেখেন ছোটবেলা থেকে কিন্তু আমাদেরকে এভাবেই বড় করা হয়েছে। বাবা-মা ছোটবেলা থেকে বলতো যে, অমুক কি বলবে, তুমি এমন করতেছ। বাসায় গেস্ট আসছে, গেস্ট কি বলবে? কোথাও ঘুরতে গিয়ে ভদ্র হয়ে থাকো। কি বলবে মানুষ?
ট্রু, ট্রু, ট্রু। সেটাই। হুম, কি বলবে, অন্যজন কি বলবে?
হ্যাঁ, তারপর হচ্ছে এই যে কম্পেরিজন টা যে, "অমুকের মানু বাচ্চা ভালো করছে, তুমি কি করছ?" কোনো কিছুতেই তারা তুষ্ট না। তো গ্রোইং আপ হয়তো সাবকন্সিয়াসলি, এই জিনিসগুলো আমাদের মাঝে রয়ে গেছে।
হুম। হুম, হুম। সেটা এক্সাক্টলি, সেটাই, সেটাই, সেটাই। এ এটা, এটা চলে যায় আরকি ছোটবেলার থেকে। জি, এটাও ঠিক বলেছেন। কিন্তু আবার দেখা যায় যে, আ অনেক ক্ষেত্র দেখছি যে, আপনি যে কয়েক সময় অন কয়েকজন যেটাই করেন না কেন, মানুষজন কিছু না কিছু বলবেই। মনে করেন, আপনে দ আপনে সবচেয়ে ভালো মানুষ হোক, সবচেয়ে আম হনেস্ট ভালো মানুষ হোক বা না হোক, আ মানুষজন কেউ না কেউ কিছু বলবেই। সো ওইভাবে আবার দেখা যায় যে, আ তখন ওইভাবে আবার নিজেকে আবার রিওয়ার করার চেষ্টা করি যে, আ আমি আ করি যেটা ইচ্ছা করি, কে কেউ না কেউ কিছু বলবে আরকি।
জি, জি। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ।

হ্যাঁ, এটা কিন্তু আমি খুব প্র্যাকটিস করি এখন যে কে কি বলল তাতে কিছু যায় আসে না। আমি নিজে যদি ভালো থাকি আমি যদি নিজে মানসিক শান্তি পাই সেটাই যথেষ্ট। এখন আমি অন্যদের খাচ্ছিও না, পড়ছিও না। তারা আমার জীবনটা লিড ও করছে না। তারা আমার অবস্থানটাও বুঝতে পারছে না। তো কি হবে মানুষের কথা শুনে। হ্যাঁ, কাছের মানুষগুলা যদি কোনো ভুল করে থাকি তারা হয়তো ডেকে বলবে এটা ভুল করেছি সেটার জন্য এরকম হবে। আ তাদেরটা নিতে পারি বাট আর কে কি বলল, না বলল এত কিছু দিয়ে আমি কি করব?
হুম, হুম, হুম। সেটাই। হুম। হুম, হুম, হুম। সেটাই, সেটাই। কাছের মানুষটা একটা আলাদা হুম, হুম, হুম, হুম, হুম। সেটাই আ আমাদের বা আপনার কো এক্সপেরিয়েন্স বা আপনি কি ফেস করেছেন বা কি লাইফ লিড করেছেন এটা তো কোনো আইডিয়াই নাই কিন্তু একটা ওপিনিয়ন থাকবে আরকি।
জি, জি। হ্যাঁ, একদম। আপনি একটা নতুন ভালো কাজ শুরু করেন, আপনি একটা বিজনেসে হাত দেন, আপনি কোনো নতুন জবে ঢুকেন ভালো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সব জায়গায়। আ "ওইটা করছে, অমুক তো আরো ভালো করতেছে। ছি! এটা কি কোনো কাজ হলো?" এইযে ওদের সব জাজমেন্ট কত কিছু আপনি ভালো করেন আপনি কোটি টাকা কামান ২ দিন পর আপনার সেই ব্যবসায় ধরেন খুব বড় বেড়ে গিয়েছে। তখন তারা বলবে, "এইযে দেখছো আমাদের ছেলে এটা করছে, আমাদের মেয়ে এটা করছে।" আরে ভাই কি সাপোর্ট দিছো তুমি যে এখন বলতে আসছো আমাদের ছেলে, আমাদের মেয়ে। <chuckles>
<chuckles> হুম, হুম, হুম। <chuckles> আরো ক আরো কত বেটার জায়গা আছে। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। হুম, <chuckles> সেটাই ভালো করল। উ হুম, হুম, হুম, হুম। <chuckles> তখন, তখন হঠাৎ করে আবার আমাদের ছেলে, আমাদের মেয়ে হয়ে যায়। আবার, আবার দেখা যায় যে কিছু মানে একটু পরীক্ষায় খারাপ করলাম অথবা কোনো একটা নরমাল জবে ঢুকলাম, নরমাল ইউনিভার্সিটিতে ঢুকলাম তখন কত কথাবার্তা। আবার উল্টা দিক যদি উম মনে করেন একটা ভালো বিজনেস দাঁড়ায় যে অথবা যদি অনেক লাখ, লাখ টাকা কামনা শুরু করি, তখন আবার ওইযে ওই অন আরেকটা টাইপ কথা শুরু করে যে, "ওই বাবা দেখসো কেমনে, কেমনে কি হয়ে গেল।" তখন আবার মানে কথা মানে একটা কথা থাকবে আরকি।
হ্যাঁ, একদম। হুম, হুম। <chuckles> মানে যত যাই হোক তাদের কিছু না কিছু বলতেই হবে। আমার তো তখন এটা রাগ উঠে যে, তুমি যখন বলার সময় ঠিকই বলছ
হুম, হুম, হুম। হুম।
তাহলে এখন কেনো মানে ক্রেডিটটা দাবি করতে আসতেছ?
<chuckles> তখন হঠাৎ আবার হ্যাঁ, আমি তো হেল্প করছি, আমি তো পালছি। কোনো একটা দূরের কোনো রিলেটিভ লাইফে মনে হয় ১ বার, ২ বার দেখছি, "হ্যাঁ, আমি তো পালছি।"
হ্যাঁ, <chuckles> চিনি না, জানি না, নাম-ধাম জানি না হয়তো কোনো একটা সময় কোলে নিছিল, "হ্যাঁ, ওরে তো ছোটবেলায় কোলে পিঠে বড় করছি।"
হুম, হুম। <chuckles> আমি বড় করেছি একলা। আমার, আমারই তো মেয়ে <scoffs> তখন কোত্থেকে চলে আসে আমারই ছেলে।
আই মিন। একদম, এটাই <chuckles> তো আমার মাঝে, মাঝে মনে হয় যে না মানুষ অনেক বেশি হিপোক্রিট। তো তখন তাদেরকে আমার ট্রু ইমোশন বলেন দুঃখ, কষ্ট কোনো দুর্বলতা আমি দেখাতে পারি না, আমার কাছে মনে হয় যে না। আমি কোনো দুর্বলতা দেখালেই তারা আমাকে পেয়ে বসবে। তারপরে দেখা যাবে কোনো একটা সময় হয়তো অনেক কথা শুনাচ্ছে বা কিছু একটা করছে যেটা আমি আর পছন্দই হবে না হয়তো মাথার তার ছিঁড়ে যাবে।
হুম, হুম। হুম, হুম, হুম। সেটাই। হুম, হুম, হুম।